ভালো হয়ে যায়। আবার দেখেন যে আমার ছোট্ট, ছোট্ট যে বাচ্চাগুলো আছে বাসায় সেটা নিজের হতে পারে, বড় ভাই বোনের হতে পারে। প্রতিবেশীর হতে পারে। তাদের সঙ্গে একটু খুনসুটি করা। তো ভালোবাসার এই মুহূর্তগুলোও কিন্তু খুব চমৎকার একটি মুহূর্ত। আ মায়ের মায়ের কোলে হয়তো একটু মাথাটা দিয়ে আ মায়ের সঙ্গে কিছুক্ষণ সময় কাটানো। এগুলোও কিন্তু খুব আ আমাদের ভালোবাসার উপরে ছোট্ট, ছোট্ট সুখ অনুভূতি যোগায়। এবং আমার মনে হয় যে অনেক ছোট, ছোট কাজ রয়েছে। আপনি যে বলছিলেন আপনার জীবনসঙ্গী কিংবা আপনার প্রণয় ঘটিত যার সঙ্গে আপনার ভালোবাসার রিলেশনশিপ এ আপনি আছেন। আমি হয়তো সেই জায়গাটা থেকে আপনাকে বলছি না যে আপনার ভালোবাসার ও ও আ আপনার যে আবেগের কথা বললেন সেটা চমৎকার একটি উদাহরণ। কিন্তু আমাদের জীবনটা তো শুধু এক জায়গায় সীমাবদ্ধ না। আমাদের
জি। হ্যাঁ। জি। হ্যাঁ। একদম। হ্যাঁ। জি। একদম ভাই। জি। হ্যাঁ। উহুম। হ্যাঁ। <chuckles> জি। হ্যাঁ। আ না আমি আপনার কথার সাথে আসলে সম্পূর্ণটাই একমত। কারণ আসলে আ ভালোবাসার ব্যাপার যেটা আরকি এটা আ পরিবারের সাথে হয়, পশুপাখির সাথে হয়। তো আমি স্পেসিফিকালি আ এই ঘটনাটা বলছি কারণ এই ঘটনাটার শেষে আরকি একটা মর্মান্তিক একটা ঘটনা আছে বা উদাহরণ আছে যার মধ্য দিয়ে বর্তমান সময়ে আমি যাচ্ছি বলে
জি। হু। জি। জি। তাই নাকি? <laughs> আচ্ছা যাই হোক, আপনি প্রথমেই যে ঘটনাটি বলেছেন সেটিও যে কম সুখের অনুভূতি জুগিয়েছে তা কিন্তু না। আ বরং আমার আমার তো মনে পড়ল ফুলের কথাতে আমি একটা এনজিও তে চাকরি করছিলাম। তো সেই এনজিও তে ’জান্নাতুল মাওয়া’ নামে ১ জন ভদ্রমহিলা ছিল আমাদের কান্ট্রি ডিরেক্টর। তো তার কাছে আমরা যাচ্ছিলাম। আমি খুব ছোট পোস্টে চাকরি করছিলাম সেই সময়। তো তার কাছে যে যাব, তো আমার মনে হচ্ছিল যে কি নিয়ে যাবো? তার কাছে যাওয়াটা ছিল। হ্যাঁ, চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল যে তার কাছে আমরা কি নিয়ে যেতে পারি। তো আমার আমার যে ইমিডিয়েট বস ছিল তিনি বলল যে "দেখো আ যে তুমি অনেক বড় কিছু কল্পনা করিও না। তুমি একটা ছোট্ট জিনিস দিয়ে তাকে সুখী করার চেষ্টা করবা এবং সেখান থেকে একটা বড় আনন্দ আসবে। আমি বললাম এমন ভাই কেমন হতে পারে? বলছে চলো আমরা সকলে মিলে একটা বড় ফুলের তোড়া তৈরি করি। আর পাশাপাশি আ আমরা যেহেতু সাংস্কৃতিক অঙ্গনের লোক ছিলাম, ওরা বলল যে তোমাদের যন্ত্রগুলো পাশে নাও। আমরা উনাকে যাইয়া একটা বিদায়ী একটা আসরে তাকে কিছু গান শোনাবো এবং আমরা ফুলের তোড়াটা তার হাতে দিব।" বাহ! <gasps> আমরা সেটিই করলাম এবং উনি আমাদের সামনে তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে কেঁদে ফেললেন যে আমার অনেক ভালো লাগলো আপনারা আমাকে এইভাবে সেই দিনটি সেলিব্রেশন করেছিলেন। সেটাই বলছিলাম যে আপনি ফুলের গল্পটা শুনে আমার তাই মনে হলো যে ছোট্ট ছোট্ট অনুভূতিগুলো তাই না?
হ্যাঁ। হ্যাঁ। জি। <chuckles> হ্যাঁ। জি। হ্যাঁ। হু, হু। হ্যাঁ। উপহার হিসেবে কে দেওয়া যায় তাকে? <chuckles> আচ্ছা। হ্যাঁ। জি। হ্যাঁ। জি। উহু। হ্যাঁ। হ্যাঁ। জি। <chuckles> গান ভর্তি। হ্যাঁ, বুঝতে পারছি। জি। <chuckles> বুঝতে পেরেছি। আ <laughs> তারপরে আবারও গেছিলাম ভাই আমি গত পরশুদিন।